রাইট, রাইট অনেকটাই এরকম। মানে আপনি ফেসবুকে আর ঢুকতেই পারবেন না। একদম টোটালি লক হয়ে যাবে ফেসবুক। আম আপনি ফেসবুকের অ্যাপে যখনই প্রেস করবেন আপনি ডিসপ্লেতেই দেখতে পাবেন যে আপনার টাইম শেষ আজকের দিনের জন্য। মানে ফেসবুক আর দেখতেই দিবে না। তো এই ফিচার টা আমার কাছে বেশ দারুণ লাগে! আর অন্যান্য যে অ্যাপগুলো আছে ধরেন, আ ভাইবার বা ধরেন লিঙ্কডিন স্পেশালি লিঙ্কডিন। আমি ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করি না। তবে লিঙ্কডিন ব্যবহার করা হয়।
আচ্ছা। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, আচ্ছা ইনস্টাগ্রাম ব্যবহার না করার পিছনে কারণ কি? মানে এটা কি <chuckles> আসলে দেখা যায় যে Unproductive মনে হয়?
উহু। <laughs> হ্যাঁ, এ, এ, এ Unproductive বা, বা Trackless আমার কাছে মনে হয়, খুব। ধরেন আমি আসলে যে ধরনের Content দেখতে চাচ্ছি, ইনস্টাগ্রামে আমার কাছে মনে হয় ওর অ্যালগরিথম ভিন্নভাবে কাজ করে। উল্টাপাল্টা Content সামনে চলে আসে। হ্যাঁ, তো
ইয়া। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। <laughs> বুঝতে পারছি। তো এই যে দেখেন যে অ্যালগরিথম এর যে বিষয়টা আসলে, আপনার কি মনে হয় না? আসলে যে আ অ্যালগরিথম গুলা আসলে এমনভাবে বানানো হয়েছে যে যেগুলা আসলে আপনি যেটা চান, ঠিক ওই ধরনের quantity টা আপনার কাছে দেয়। যেমন ধরেন যে ফেসবুকের মধ্যে দে রিল এর ক্ষেত্রে যে বিষয়টা যদি বলেন, মানে তখন দেখবেন যে আপনার পরিচিত যে রিল মানে যে, যে টপিক টা হচ্ছে আপনার পরিচিত। যেমন ধরুন যে আপনি আপনার ফুটবল হচ্ছে পরিচিত, তো দেখবেন আসলে আপনাকে সব ফুটবলই দিচ্ছে। এই অ্যালগরিথম টা আপনার কাছে কতটা ভালো মনে হয় বা আসলে কতটা ক্ষতিকর মনে হয়?
হুম। হুম। রাইট, রাইট। দেখা হয় আরকি। হুম। একদম, একদম জ্বি। হুম, আমার কাছে তো অ মনে হয় যে, এই জিনিসটা তেমন ১ টা ভালো সুবিধা না। ভালো হবে যারা আসলে আমার মত না। কারণ আমার মানসিকতা আসলে মিক্সড টাইপের। আমি একই কনটেন্ট বারবার পছন্দ করি না। আমি চাই যে বিভিন্ন ধরণের কনটেন্ট। সো আমার জন্য basically আসলে অ্যালগরিথম ভালো কাজ করে না। তবে হুম।
আচ্ছা। আচ্ছা। এহ, ভালো কাজ করে। মানে হয়তো অ্যালগরিদম ভালো কাজ করেছে কিন্তু আসলে ব্যাক ফায়ার করতেছে তাদের দিকে। <laughs>
রা রাইট, রাইট, রাইট। <laughs> মানে আমার পছন্দের কনটেন্ট আসলে আমি পাচ্ছি না। দেখা যায় আমি Technical Topic দেখলে হরদম technical আসে। কিন্তু আমি টেকনিক্যাল এর মাত মাঝখানে দেখা যায় ধরেন Entertainment খুঁজি। তো Entertainment দেখা শুরু করলে দেখি শুধু Entertainment ই আসতেসে। তো এই যে একতরফা ডেটা।
হেহ। <laughs> আচ্ছা। <laughs> এমনি হচ্ছে যে আপনার টেকনিক্যালি হচ্ছে যে আ কোন ধরনের কনটেন্ট বেশি ভালো লাগে আপনার টেকনিক্যাল এর দিকে?
হুম, আমার কাছে তো আসলে অ্যা ধরেন অ্যা যে রিসেন্ট innovation টাইপের বা রিসেন্ট যে সকল Technologies গুলা আসলে বের হচ্ছে, এই ধরনের কনটেন্ট গুলো খুব ভাল্লাগে। তাছাড়াও
আচ্ছা। যেমন হচ্ছে যে AI রিলেটেড যে বর্তমান যে একটা যে trend চলতেছে যে, এটা আসলে হচ্ছে যে আপনার কতটা ইউ ব্যবহার করা হয় বা এই জিনিসটা আপনি কি খেয়াল করেছেন? যে আসলে এআই আসলে এখন অনেক বেশি পপুলারিত popular হয়ে গেছে?
হুম। জ্বী। কোনটা?

হ্যাঁ, আমিও আসলে এগুলো তেমন বেশি ভালোভাবে দেখি না। <scoffs> কারণ দেখা যায় যে AI বুঝতে পারছি। যে তারা সবাই চেষ্টা করছে। ধরেন আমাদেরকে এন্টারটেইন করার জন্য না। কিন্তু এর ভেতরে প্রচুর পরিমাণে ফেক ইনফরমেশন পাবলিশ করা হচ্ছে। মানে ভুয়া ইনফরমেশন দিয়ে মানুষের মনে করেন মেন্টালিটি। মানে সবাই তো আর জানে না, যে এটা আসলে AI জেনারেটেড ভিডিও। অনেক মানুষ কিন্তু এই তথ্যগুলোয় বিশ্বাস করে ফেলছে। তাই না? তো এটা আমার কাছে মনে হয় একটা ক্ষতিকর দিক। হতে পারে এমনভাবে লিখে দেওয়া যেতে পারে। নিজের ব্যানারে যে, "এই কনটেন্ট টা হচ্ছে, AI জেনারেটেড।" স্পষ্টভাবে যদি এরকম লিখে দেওয়া যেত <chuckles> রাইট, রাইট। তাহলে আমার মনে হয় যে ভুল ভ্রান্তিটা একটু এড়িয়ে যাওয়া যেত। হুম।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম। অবশ্যই, অবশ্যই। হু। আচ্ছা। স্পষ্টভাবে ভাবে হচ্ছে বলে দিতে হবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন। আ এটা কিন্তু আচ্ছা। এটা কিন্তু আপনি বেশ সুন্দরভাবে বলেছেন। তো AI যে আসলে হচ্ছে, যে এই যে আপনি যেটা বললেন। যে আসলে এখন তো ধরুন অনেকে কিন্তু আসলে বলে না। ঠিক আছে? যেটা AI জেনারেটেড বা কি? তো আপনারা আসলে কিভাবে আসলে বুঝেন? যে আ আপনি যে মানে এটা আসলে ফেক ভিডিও, বা ধরুন যে আপনি ধরুন যে বুঝতে পারেন কিভাবে? মানে আইডেন্টিফাই করেন কিভাবে? মানে এখন তো আসলে AI আসলে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে দেখবেন। এটা আসলে কিভাবে বোঝা কঠিন রাইট, এটা আসলে আপনারা কিভাবে মানে হ্যান্ডেল করেন?
জ্বি। হুম। জ্বি। বোঝা কঠিন না। হুম, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমি যখন আসলে Facebook এ দেখি, আমার মনে করেন একটু ডিপ রিসার্চ করা লাগে ভিডিও নিয়ে। তো কনটেন্ট দেখলে আপনি ধরেন অর অধিকাংশ সময় দেখা যায়। যে বোকে ইফেক্ট আছে না, ছবি তোলার সময়। তো দেখা যায় ভিডিওর ব্যাকগ্রাউন্ড এ এটা খুব বেশি ব্লারি দেখা যায় AI জেনারেটেড ভিডিওতে। তারপরে ধরেন অধিকাংশ সময় দেখবেন। যে আঙুলের সংখ্যা সাধারণত একটু উল্টাপাল্টা থাকে। তারপরে হাতের মুভমেন্ট টা ডিফরেন্ট থাকে। এগুলো হচ্ছে AI জেনারেটেড ভিডিওর চেনার আসলে সহজ উপায়। আর আপনি YouTube দেখলে নিশ্চিন্তে মোটামুটি দেখা যায়। কারণ YouTube এ হচ্ছে খুব ছোট্ট করে, একদম ভিডিওর ডেসক্রিপশন এর কর্নার AI লেখা থাকে। হ্যাঁ, মানে YouTube নিজে এক ধরনের AI ব্যবহার করে। এটা ডিটেক্ট করার জন্য। হুম, তো YouTube এ মনে করেন ডেসক্রিপশন দেখলে বোঝা যায়।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বোকে ইফেক্ট। হ্যাঁ হ্যাঁ। হু। হুম। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ও আচ্ছা মানে কর্নারে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এই যে এখন দেখবেন, আসলে হচ্ছে যে Sora 3 নামে যে একটা মানে বর্তমানে যে, আসলে যে ট্রেন্ড চলছে Sora 3 যে AI টা। আসলে আ এই যে বেশ রিয়ালিস্টক এর কাছাকাছি, কিন্তু ভিডিও টা চলে যায়। মানে ওরা জাস্ট একটা লোগো থাকে Sora 3 এর। ঐটাকেই আসলে বলা যায় যে, আসলে যে মানে একচু মানে আইডেন্টিফাই করে একমাত্র মোটামুটি ওয়ে <scoffs> আরকি। তো আপনি অন্যান্য ধরেন যে আপনার বাসায় দেখবেন যে, আসলে আপনার বয়জ্যেষ্ঠ যারা আছে। তারা খুব সহজে এগুলো বিশ্বাস করে ফেলে। এই জিনিসটাকে আপনি কিভাবে তাদেরকে সাপোর্ট দিবেন? বা তাদেরকে বলবেন যে, সেটা ঠিক না?
জ্বি, জ্বি। হ্যাঁ। জ্বি, জ্বি। মোটামুটি রিয়ালিস্টিক। আহ হ্যাঁ। <scoffs> একদম। হুম।